বাস্তবে এসে ভেঙে স্কুলের নিয়মশৃঙ্খলা ওগুলো যদি ধরে রাখা যায়, ওগুলো কাজে লাগে অ্যা ভেঙে যায় না। হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা যদি আপনি মেনে চলেন জীবনে, আ তাহলে সেটা ভু আ ভুল না, সেটা ঠিকই আছে। কিন্তু যদি না মানেন, আমরা যদি না মানি, মানে সেই জায়গাটাই তৈরি করে দিতে পারি না পারি ভিতরে, তাহলে সেটা ভুল হবে। এখন তো আমি দেখছি যেটা যে এখন ভুল হচ্ছে। এখন শুধু পুঁথিগত বিদ্যাটাই শেখানো হচ্ছে বেশি। যার কারণে যখন স্কুল বলতে আমরা প্রাইমারি স্কুল তো অবস কলেজ পর্যন্তই স্কুল ব বলা যায়। ওটা তো প্রতিষ্ঠানই। কিন্তু মা প্রাইমারি আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এইসব পর্যায়ে দেখে এসে এন যে কাজে লাগছে না। এরা না আচরণ শিখছে, না ভদ্রতা শিখছে, না সম্মান শিখছে। কোথাও যেন একটা একেবারেই gap রয়ে যাচ্ছে, কোথাও।
<laughs> আচ্ছা, আচ্ছা। একদম, একদম। একদম, একদম, এক একদমই, একদমই। একদমই। একদমই ঠিক বললেন। <laughs> একদমই, একদমই। বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে, ব্যা শিক্ষার যে ব্যাপারটা নিয়মতান্ত্রিকভাবে চললে, সেটাও কিন্তু বাস্তবে কাজে লাগে। যেটা আসলে বললেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় না যে, আসলে ঐযে বে যে নিয়মটি রয়েছে বা, স্কুলের একটা নিয়ম থাকতো। যে বা, যে আসলে বা বা ক্লাসের আসলে যে GR থাকবে বা, CR থাকবে, তাকে কিন্তু আসলে এসে বকাঝকা খেতে হবে। যে যাই অপরাধ করুক না কেন। তো এরকম আসলে কোন নিয়ম ছিল যেটা আসলে পরবর্তীতে বড় হয়ে মনে হয়েছে যে না, এটা আসলে ঠিক হয় নাই? তো এরকমটা কখনো হয়েছে কিনা?
এ হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। এটা একটা চমৎকার বলেছেন, হ্যাঁ। এটা একটা ঠিক বলেছেন যে এটা উম হয়তো তখন ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্যে করা হয়। হ্যাঁ? তো কিন্তু আমার দোষের জন্যে আরেকজন বকা খাবে, এটা ঠিক না <chuckles> এটা ঠিক না।
<laughs> একদমই ঠিক বললেন।
স্যারেরা অনেকটা মানে টিচাররা হচ্ছে নিজেদেরকে একটা safe zone এ রাখার জন্যে যে আ তাদের ঘাড়ে তবে আরেকটা জিনিস কিন্তু আছে এটাতে। পুরোপুরি সঠিক না বলার থেকে ব আরো যদি একটু ভাবা যায় যে, যাকে ক্যাপ্টেন করা হল, ক্লাস ক্যাপ্টেন যে থাকল, সে কিন্তু আম বা স্টুডেন্টের য়া representative যে থাকলো, সে হচ্ছে অয়া নিজেকে এ একটা নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে নিয়ে যেতে পারবে। ওই গুণাবলীগুলো কিন্তু তার ভিতরে অ্যা প্রতিষ্ঠা লাভ করবে আরকি। এটা কিন্তু পারবে তে ভবিষ্যতে।
একদমই। আচ্ছা, আচ্ছা। একদমই, একদম। <laughs> একদমই, একদমই। একদমই। আসলে আ প্রাথমিক অবস্থায় যেমনটা বললেন, ভুল প্রমাণিত হলেও পরবর্তীতে কিন্তু সেটা বাস্তবিক অ্যা যেমন leadership বা, বিভিন্ন নেতৃত্ব, সেটার ক্ষেত্রে কিন্তু বেশ কার্যকরী ভূমিকাই পালন করবে। যেমনটা আসলে বোঝাতে চেয়েছেন। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় না যে, স্কুলে কিন্তু আ কিছু শিক্ষক থাকে। তারা কিন্তু আসলে অদক্ষভাবে কিন্তু শিক্ষার যে ধারাটা সেটা কিন্তু চলমান রাখে। তো এইযে ব্যাপারগুলো সেই ঘাটতিগুলো সবচাইতে বেশি আসলে আপনি মনে করেছেন কিনা যে স্কুল জীবনে আসলে এই ব্যাপারের আসলে একটি ব্যা ভুল বা, এই ধরণের আসলে হয়েছে যেটা আসলে কখনো অনুভব করেছেন? এরকমটা কখনো হয়েছে কোন শিক্ষক বা কোন ক্ষেত্রে?
ঠিক। হু, হু।